আচ্ছা, বর্তমান সময়ে ব্যবসাটা হচ্ছে গিয়ে আপনার প্রযুক্তি নির্ভর। আপনি আ যদি বলি যতটুকু ভালোভাবে প্রযুক্তিকে আপনি কাজে লাগাইতে পারবেন, আ আপনার ব্যবসা তত ভালো হবে। বর্তমান সময়ের যদি কথা বলি। এখন আপনার ভরসা করেন বা না ভরসা করেন আ এটা এখন আপনি একটা আ সফটওয়্যার আপনার বেস করতে হবে বা আ বর্তমান কিন্তু AI ও চলে এসেছে। আ তো আপনার কে কতটুকু আ ভরসাযোগ্য বা কে কতটুকু আপনার প্রতারণা করতেছে আপনার আ এমপ্লয়িদের মধ্যে এটা কিন্তু ধরা পড়ে যায় এখন। ধরা পড়াটা খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে? আ এখন দেখা গেছে যে এআ এ আ আপনার একটা সফটওয়্যার বেসি ইনভো ইনভেন্টরি থাকে যেখানে সবকিছু অটোমেটিক দেখা যায়। আ আমার প চুশ সাপোজ যদি ১০০ টা পণ্য থাকে এবং ১০০ টা পণ্য যদি আ সফটওয়্যার থাকবে স্বাভাবিক। এবং যদি চুরি হয় তার মানে আমার ১০০ টা এ্যা ওখান থেকে যে একটা কোনো চুরি হয়। আমার প্রোডাক্টটা যদি ৯৯ টা থাকে, তখন কিন্তু আমার সফটওয়্যার কিন্তু ১০০ টাই দেখাবে। বিষয়টা হচ্ছে এরকম।
হুম। ওকে, হ্যাঁ। হ্যাঁ, এটা ঠিক। হুম। জি, একদম। হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক। হুম। জি। হুম। হ্যাঁ। হুম। আচ্ছা। ওকে, হ্যাঁ।
এটা কি আপনি যখন বিলটা করবেন, বিল করার সময় সময় কি? এ্যা ওইটা কি হয় তখন আপনার সফটওয়রে একটা মাইনাস হয় ঐখান থেকেও একটা মাইনাস হয় ফিজিক্যাল থেকে। ঠিক আছে? বুঝতে পারছেন? তারপর আপার আবার একটা ইনভয়েস বেসিস সফটওয়্যার থাকে। তো আপনার বিল করার সাথে সাথে ইনভয়েন্স ও তৈরি হয় অর্ডার সবকিছু পিও সবকিছু আপনার মনে করেন যে এখন আ এই জিনিসটাকে অর্গানাইজ করে তুলছে। অনেক ভালোভাবে মনে করেন যে আ গঠিত গঠন করছে। ঠিক আছে? অবকাঠামোটা ভালোভাবে তৈরি হয়ে যায়। যার কারণে আ আপনি ভরসা কারো উপর করতেছে না করতেছে এটার উপর নির্ভর করতে হয় না অনেক সময়। অবশ্যই ভরসাযোগ্য একটা মানুষ থাকা দরকার। আ বিশ্বাসযোগ্য। আ যখন আপনি এই প্রসেস গুলো তৈরি করতে পারবেন, দেখবেন যে সবাই আ কাজ করতে না চাইলেও কাজ করতে পারবে। কাজ করতে হবে।
আচ্ছা। ওকে, হ্যাঁ সেটা বুঝলাম। হুম। জি। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। জি। হুম, সেটাও ঠিক। হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ।